হুম, জি। আর বিশেষ করে আমি চেষ্টা করি যে, সোশ্যাল মিডিয়া থেকে আসলে একটু দূরে থাকার। কারণ আ যত প্রকার ডিসট্রাকশন টা আসে, সেটা আসলে সোশ্যাল মিডিয়া থেকেই আসে। যেমন ধরেন আ কোন একজন ব্যক্তি আরকি কোন এক জায়গায় ঘুরতে গেল বা আ কোন একটা কিছু খাবার খেয়ে, ঐটার ছবি আপলোড করল। ওই ক্ষেত্রগুলোতে কিন্তু আসলে ওই যে আ মনে হয় যে, "ইস আমিও খে যদি খেতে পারতাম।" তবে আমি যে খাচ্ছি না বিষয়টা এমন না।
আচ্ছা। না, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। <chuckles> আ মানে একটা খারাপ লাগা নিজের মধ্যে যে, আ ওই জায়গাটায় যদি থাকতে পারতেন বা এরকম কোন কিছু। হুম, জি।
হুম, জি। তবে এখানে বিষয়টা হলো যে, আমি যে চাচ্ছি না বা আমি যে খাচ্ছি না, আ বিষয়টা কিন্তু আসলে একেবারেই এরকম না। আমরা নিজেরাও আসলে খাওয়া দাওয়ার যে ক্ষেত্রে বা ওই যে আ ঘোরা-ফেরার যে ক্ষেত্র, সেটা আসলে করি। তবে ছবি তোলার যে ক্ষেত্রটা, সেটা আসলে কম হয়। কিন্তু ওই যে, আ কথায় আছে না? যে, অ অন্যকে দেখলেই শুধু জ্বলে। তো বিষয়টা আরকি এরকম। বিষয় তো তার প্রেক্ষাপটে বলা যায় যে, আ আরেকটা ক্ষেত্র আছে, সেটা হলো যখন দেখি যে, আমার বন্ধু-বান্ধবরা আরকি বিয়ে করে স্ট্যাটাস দেয় আর, আর যেটা আসলে আমার বেশি রকমেরই আরকি মানসিক চাপের তৈরি করে আর। আ তার প্রেক্ষাপটে বলতে
হুম, হুম, হুম। আচ্ছা, যা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আহ! জি, জি, জি। ও! আচ্ছা, আচ্ছা। মানে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, আপনার কবে বিয়ে হবে? বিষয়টা কী এরকম চলে আসে মাথার মধ্যে? ও! আচ্ছা।
আ একদম। আ ব্যাপারটা হলো এখানে বিষয়টা বিয়ে করার ইচ্ছা, আকাঙ্খা কোনটাই নেই। তবে যখন আসলে দেখি, আ তখনই আরকি আ আমাকে আমার মনে হয় যে <chuckles> তো মানে একটা অন্যরকম একটা মানে, জেলাসি কাজ করে। তো যেগুলা আসলে মানসিক শান্তি বজায় রাখতে খুব বেশি রকমেরই বিঘ্ন ঘটায়। তো যার প্রেক্ষাপট আমি করেছি কী? যে আ মোবাইল থেকে আসলে আপনার ওই যে, আ Facebook টা এ্যাপটা যেটা আছে, সেটা আসলে ডিলিট করে দিয়ে আ Messenger টা রেখে দেই। কারণ আ যোগাযোগের ক্ষেত্রে আসলে Messenger টাই আরকি শ এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর বাকি আ কোন কিছুর প্রয়োজন নেই। আ
<chuckles> আচ্ছা। মনে হয় যে না বিয়ে ভালো। <laughs> আচ্ছা। জেলাসি কাজ করে, হুম। হুম, হুম, জি। ও! আচ্ছা। আ চমৎকার ভাবে বলছিলেন আসলে। এই যে Facebook কে ডিলিট করে দেওয়া, সেক্ষেত্রে Facebook এর যে নোটিফিকেশন গুলো আছে, বিভিন্ন ধরনের আ নিউজ যেগুলো দেখা যায় যে, সবগুলোই হয়তোবা ইম্পোর্টেন্ট না। আ খুব দেখা যাচ্ছে যে, একে অপরের রিয়াল লাইফ বা লাইফের আপডেট এগুলো নিতে, খুব একটা বেশি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেক্ষেত্রে Facebook টাকে একটু বলা যায় ডিঅ্যাক্টিভেট বা একটু ডিলিট করে রাখা, সেক্ষেত্রে ম্যা Messenger টা কী ইউস করছেন? যেহেতু যোগাযোগের মাধ্যমে হিসেবে, Messenger খুব ভালোভাবেই আ কাজে দেয়। তো সেটাকে রাখছেন আ চমৎকারভাবে বললেন আসলে। তো এই যে উম ডিজিটাল স্ট্রেস আপনি ফিরিয়ে রাখার জন্য, অনেকভাবেই কাজ করছেন। সেক্ষেত্রে ফোনে আ দেখা যাচ্ছে, ওয়ার্কিং মুড বা ডন্ট ডিস্টার্ব মুড এগুলো সবই ইউস করছেন। তো যদি বলা হয় যে, ডিজিটাল স্ট্রেস কমানোর জন্য আপনি নিয়মত নিয়মিত, কোন ২ থেকে ৩ টা অভ্যাস অনুসরণ করেন? সেটা আ মানে যেটা আপনার একদম 1st প্রায়োরিটি যেটা হয়েই থাকে সবসময়।
হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। আ ওহ! আচ্ছা।